সম্প্রতি আমি আসলে অ্যাঁ বেশ কিছু বিষয় নিয়ে ইদানিং কেন জানিনা একটু বেশিই খারাপ লাগা বলি বা হতাশা যাই বলি না কেন। এগুলো একটু বেশি নিজের ভেতরে কাজ করছে। বুঝতে পারছি না আসলে অ্যাঁ এমন অবস্থায় কি করা যায়। কারণ অ্যাঁ শুধু যে আসলে খারাপ লাগা নিজের ভেতরে কাজ করে সেটা কিন্তু না। সেই সাথে কিন্তু আ হতাশাও নিজের ভেতরে অনেক বেশি ইদানিং এ গ্রাস করে আসলে ধরেছে আমাকে। কেন জানিনা, আ দিনের শুরু বলি বা রাতের শেষ যাই বলি না কেন? এগুলো কোন যে কোনো কিছুই আসলে ভালো লাগে না। বুঝতে পারছি না আসলে এমন অবস্থায় কি করা যায় বা কি করা উচিত বা অনুচিত।
হু, হুম? ও আচ্ছা! না, আসলেই আপনার কথাগুলো শুনে আপনার জন্য খুবই খারাপ লাগছে এবং আপনি বিষয়টা নিয়ে আসলে যে চিন্তিত হওয়ারই কথা। যে এরকম কোনো কিছু আসলে আপনার সাথে হচ্ছে যে আসলে মনোযোগটা থাকতেছে না। বা আপনি আসলে concentration টা রাখতে পারছেন না কোন কিছুতে। তবে আপনি কি আসলে একটু খুলে বলতে পারবেন? মানে এ কেন আসলে আপনার সাথে এরকম হচ্ছে বা আপনার আসলে দৈনন্দিন রুটিন এ আসলে কি করছেন?
হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, এটা যদি আসলে বলতে চাই তো বলতে হবে, আ সামনে কিন্তু আমার আ অনার্সের ফাইনাল এক্সাম। তো সেক্ষেত্রে আমি আসলে ইদানিং যে বিষয়টা লক্ষ্য করছি, আ আমার এক্সামের কিন্তু আর খুব বেশি দেরি নেই। হয়তোবা আর উম ২ ১ মাস মতো দেরি আছে। তো আমি যে জিনিসটা লক্ষ্য করছি, আ ইদানিং আমার এত বেশি, শুধু ইদানিং নয়, এর আগেও মানে এত বেশি আমার ফোন অথবা ল্যাপটপ, মানে যেকোনো ডিভাইস দেখার প্রতি এতই আমি আসক্ত, আ যে আমার কিন্তু মানে পড়াশোনাটা ঠিকভাবে হয় না বা দেখা যাচ্ছে যে, অনেক সময় এরকম হয় যে
ওকে। ওকে। বুঝতে পারছি।
পড়তে বসবো এরকম একটা চিন্তা-ভাবনা আ নিজের ভিতরে এনেছি। উম তো সেক্ষেত্রে আসলে কি হয় যে, এ মানে নিজের ভেতরে পড়তে বসব এই চিন্তাটা এনেছি, কিন্তু আ মনে হয় যে না, একটু হচ্ছে আ মুভি দেখি অথবা ফোন স্ক্রলিং করি, এই টাইপের আ মানে চিন্তা-ভাবনা মাথায় আসে। এবং যেই বলা সেই কাজ, মানে তখন পড়াশোনা রেখে, আ হয় মুভি দেখতে বসি, না হয় আ ফোন দেখতে বসি। এই ধরনের আসলে আ জিনিসগুলোই ইদানিং বেশি হচ্ছে আমার সাথে। তাই বুঝতে পারছি না, আসলেও কিভাবে এই আ সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে কিছুটা হলেও দূরে রাখব এবং নিজের যে পড়াশোনার প্রতি মনোযোগটা, সেটা আসলে কিভাবে পুনরুদ্ধার করব? এটা আসলে বুঝতে পারছি না, কিভাবে করা যায়?
আচ্ছা। না, আপনি যেমনটি আসলে বললেন, শুনে আসলে বেশ খারাপই লাগছে আপনার বিষয়টা এবং আপনি যে, বিষয়গুলো নিয়ে এতটা চিন্তিত, এটাও আসলে বেশ চিন্তার বিষয় আপনার জন্য। তবে এই যে, আপনি আসলে যে, social media বা device ব্যবহারের কথাটা বললেন, এইটা আসলে ঠিক আ আ প্রত্যেকদিন আসলে কতক্ষণ ধরে ব্যবহার করা হচ্ছে? বা আপনি ঠিক কোন, কোন সময়ে আসলে ব্যবহার করছেন? সেটা যদি একটু বলতেন।
একদম, একদম। এটা যদি আমি আসলে বলতে চাই, তো সেক্ষেত্রে বলতে হবে যে, আমার আ মানে আমি যদি ফোনের কথাই বলি। যে, ফোনে কিন্তু আমি মাঝে, মাঝে দেখি, settings এ যেয়ে মনে হয় apps এ ঢুকতে হয়। তো সেখান থেকে কিন্তু দেখা যায় যে, আমি আ কোন, কোন apps কত ঘন্টা করে আসলে use করেছি। তো, সেক্ষেত্রে আমি যেটা দেখি যে, উম সারাদিনই আমার ফোন দেখা হয়। দেখা যাচ্ছে যে, ৪ -৫ ঘন্টা ল্যাপটপ এ তো movie series এগুলো দেখি। তো, আমার মানে সারাটা দিনই এগুলোর উপরেই পার হয়ে যাই। উম শুধু খাওয়া-দাওয়া, গোসল-টোসল এগুলা বাদ দিয়ে। তো, এতটাই আসলে আমি আসক্ত হয়ে গিয়েছি যে, নিজেকে কোনভাবে যে ফিরিয়ে আনবো সেটা পারছি না এবং সেই সাথে এই যে আমার কিছুদিন পরে final exam শুরু হবে। আ মানে যেটার উপরে আমার পরবর্তী জীবন নির্ভর করছে। যেই certificate টার উপরে। তো সেটাই যদি আসলে ভালোভাবে দিতে না পারি। আ তাহলে আমার result টাও খারাপ হবে। এগুলো নিয়েই আসলে খুব বেশি হতাশা নিজের ভেতরে কাজ করছে। কি করব না করব কিছুই আসলে বুঝতে পারছি না।
আচ্ছা। হুম, হুম। বুঝতে পারছি। বুঝতে পারছি। না, আসলেই, আমি ফু আপনার কথাগুলো শুনে আসলে বুঝতে পারছি এবং আপনার সামনে পরীক্ষা, পড়াশোনা করতে যাচ্ছেন, মনোযোগটাও দিতে পারছেন না। তবে এক্ষেত্রে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন। যেহেতু আসলে এরকমটাই হয়ে যাচ্ছে যে, আপনি একটা নির্দিষ্ট সময় আসলে সোশ্যাল মিডিয়ার কারণে ব্যবহার করে ফেলছেন। যার ফলে কিন্তু আসলে এইযে আপনার কাজগুলো বা, পড়াশোনাটা আপনি এগোতে পারছেন না। তো এক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় ব্লক কিন্তু আসলে ব্যবহার করতে পারেন। যে আপনি এই থেকে এই সময়টা আসলে পড়বেন, যেটা আসলে আপনার জন্য কমফোর্টেবল এবং এতক্ষণই ফু মুঠোফোনটা ব্যবহার করবেন। এইযে আপনি এমন কি অ্যাপের কথা বললেন যে, ওই এক ধরনের অ্যাপও রয়েছে, যেগুলো আপনাকে কিন্তু ঐযে লিমিটেশন করবে বা, well-being বা, হচ্ছে IOS এর ক্ষেত্রে যদি স্কিন টাইম যেটাকে বলে, এগুলো দিয়েও কিন্তু লিমিটেশন করা যায়। তবে আপনি আসলে এইযে বিষয়গুলো, এটার পাশাপাশি আসলে যখন ওইযে মনোযোগটা আপনি পাচ্ছেন না পড়াশোনার ক্ষেত্রে, তখন আসলে কোন সময়টা আপনার আ কাজ ইস টা আসলে ভেঙে দেয়? যে আপনি পড়াশোনা করছেন কিন্তু, আসলে মুঠোফোন ব্যবহার করে ফেলতেছেন। মানে এইটা আসলে কখন হয়? সেটা কি একটু বলবেন?
হু, হু। হু। আ আসলে এরকম হয় যে আ যদি দেখা যাচ্ছে যে, ফোনে কোনো নোটিফিকেশন আছে, দেখা যাচ্ছে আমি মনোযোগ দিয়েই পড়াশোনা করার চেষ্টা করছি। ফোনে হুট করে নোটিফিকেশন আসলো। সেটা হচ্ছে Messenger এর টুং স সাউন্ড হোক বা, উম মানে যেকোনো একটা নোটিফিকেশনের সাউন্ড হোক, তখনই কিন্তু আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। আমার মনে হয় যে, "কি, কে মেসেজ দিলো? Whatsapp হোক, Messenger হোক, যাই হোক না, কি একটু দেখি" বা, ঐযে দেখলাম, দেখার সাথে, সাথে আমার কাছে মনে হলো যে, "আচ্ছা, ঠিক আছে, দেখেছি। আ আমি একটু Facebook থেকে ঘুরে আসি। উ একটু স্ক্রলিং করে আসি। কি, কি নিউজ আ দেশের হোক বা, যাই হোক না কেন? আসতেছে, একটু দেখে।" তো এইভাবেই কিন্তু আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে এ ২, ৪ মিনিটের কথা ভেবে আ ঘন্টার পর ঘন্টা আবার আমি দেখতে থাকি। পরবর্তীতে আমার আ হঠাৎ মনে হয় যে, "ইশ! আমি উম কেন এতক্ষণ আসলে ফোন দেখলাম? আমার তো পড়াশোনা করার দরকার ছিল।" আমার যে টাইমে পড়াশোনা করার কথা ভাবি, আ সেই টাইমে কিন্তু আমার এনার্জিটাই আসলে পুরোপুরি লস হয়ে যায়। তখন দেখা যাচ্ছে, মনে হয় যে, "আমি একটু ঘুম দেব।" এভাবেই আসলে দৈনন্দিন জীবনটা আমার পার হচ্ছে। বুঝতে পারছি না। আসলেও কি করা উচিত?
হু, হুম। বুঝতে পারছি। আচ্ছা। বুঝতে পারছি। না, যেহেতু আসলে আপনি বুঝতে পেরেছেন, এবং আপনার কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে, এটার প্রতি একটা মনোযোগটা যখন আসলে চলে যাচ্ছে। তখনই কিন্তু আপনি আসলে কাজগুলো করতে পারছেন না। এটা বেশ আ কষ্টদায়কই আপনার জন্য একসাথে ফ্রাস্ট্রেটিং। তো এক্ষেত্রে যেটা করতে পারেন যে, আ ফোনে কিন্তু ফোকাস মোড বা ডি যেটাকে ডু নট ডিস্টার্ব মোড গুলো আছে এগুলো কিন্তু আসলে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যে এই যে, আপনি যখন পড়াশোনা করবেন, তখন যদি এই মোড টা অন করে দেন, বিশেষ করে যে ফোকাস মোড বা যেটাকে আসলে পার্সোনাল মোড যে আপনি কোন একটা কাজে মনোযোগ দিচ্ছেন, তখন কিন্তু আসলে এইযে নোটিফিকেশন গুলো কমে যাবে, এই সমস্যাটারও আসলে আপনি সমাধান করতে পারেন। তবে, এছাড়া আসলে আপনাকে এমন হয়েছে যে নোটিফিকেশন ছাড়াও আপনি আসলে নিয়ে নিচ্ছেন যে একটা স্বভাবত, অভ্যাসগত বিষয়। এরকম কি আসলে আপনার মধ্যে হয় যে মনযোগটা বারবার আসলে ফোনের দিকে একটু ফোন হাতে না নিলে ভালো লাগছে না, এরকম কি হয়?
উ হু। উ হু। একদম, একদম। এ হ্যাঁ, এরকম কিন্তু আমার সাথে এ প্রায়শই হয়। বলা যায় যে প্রায় প্রত্যেকদিনই। অ্যা যে মনে হয় যে, একটু দেখি ফোনে কি আছে না আছে। এক কথায় মানে নিজের সময়টা পার করার জন্যই, কিন্তু আম এভাবে ফোনের প্রতি বা ল্যাপটপের প্রতি একটু বেশিই আকর্ষিত হয়ে গিয়েছি। উম যেহেতু আসলে বাইরে যাওয়া হয় না, বা আম যেহেতু একটা মেয়ে আমি, তো সেক্ষেত্রে আ ছেলেদের মতো ত মতো কিন্তু ওভাবে এ যখন তখন বেরও হওয়া হয় না, বা ঘুরতেও যাওয়া হয় না। তো সেক্ষেত্রে উম বাসাতেই আসলে কিভাবে এ সময় পার করবো? এই এটা ভেবেই কিন্তু আস্তে, আস্তে যে আকর্ষণ যেটা, সেটা হয়ে গিয়েছে। বুঝতে পারছি না কি করা উচিৎ?
উ হু। ওকে। বুঝতে পারছি। ওকে। না, শুনলাম আসলে বেশ খারাপও লাগছে আপনার জন্য যে, আপনি আসলে এ ধরনের সমস্যায় পড়ছেন। এক্ষেত্রে আপনি কিন্তু কিছু কাজ করতে পারেন যে, নির্দিষ্ট সময় পর বিরতি বা pomodoro technique কিন্তু ব্যবহার করতে পারেন যে, আপনি এ যখন পড়াশোনা করতে বসবেন তখন হচ্ছে একটা reward এর মতো আপনি ২৫ মিনিট পড়াশোনা করার পর ৫ মিনিট হয়তো বিরতি নিয়ে ঐ টাইমটা আসলে, মুঠোফোন ব্যবহার করতে পারেন কিংবা হচ্ছে ফোনটাকে আসলে মুক্ত একটা সময় তৈরি করতে পারেন বা ডিভাইস মুক্ত একটা রুটিন যে আপনি এই সময়টার মধ্যে কখনোই ফোন ধরবেন না। তো এভাবে যদি একটু চেষ্টা করেন, ১ম এ আসলে ধাপে, ধাপে যদি আসলে চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আসলে পড়তে পারেন। তবে আপনি কি আসলে এই যে বিষয়টা পুরো যে, সিস্টেমটার কথা বললাম এটা কি আপনি একা করতে চাচ্ছেন নাকি আসলে পাশাপাশি আসলে কাউকে চাচ্ছেন?
হু, হু। আ আমার কাছে, নিজের কাছেই মনে হচ্ছে যে আমি আমি নিজেই কিন্তু আসলে, আ ফোন বা ডিভাইস এর প্রতি একটু বেশিই আসক্ত। তো সেক্ষেত্রে উম আমার নিজের কাছে মনে হচ্ছে যে, আ এক্ষেত্রে আমি একা এটা আর কন্ট্রোল করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমার আ আম্মুকে যদি আমি একটু বলি, যে বলে রাখা ভালো আগে থেকেই যে, যখন আসলে অ্যা আমি পড়তে বসব, আমার ফোনটা একটু আমার কাছ থেকে দূরে রাখবা অথবা ল্যাপটপটা। উম বা হচ্ছে উম যদি আমি দেখা যাচ্ছে যে, আ ফোনেই অ্যালার্ম দিয়ে রাখি যে, কত ঘণ্টা আমি পড়বো। তারপরে দেখা যাচ্ছে যে, আমি আ মানে ফোনে হাতে নেব অথবা ফোনে হয়তো এমন কোনো একটা ডিভা আ মানে অ্যাপস আছে বা সিস্টেম আছে যেটাতে কিন্তু উম ফোন অটো লক হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে, ওটাই করা উচিত যে নির্দিষ্ট টাইম পর, পর ফোনটা অটো লক হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে, আমার নিজেকেই বুঝে নিতে হবে যে এটা আমার এখন পড়াশোনা করার টাইম। তো এভাবে যদি আসলে করি তো সেক্ষেত্রে আমার নিজের কাছেই আসলে মনে হচ্ছে যে, উম আমার মনোযোগটা আমি আবার পুনরুদ্ধার করতে পারব।
ওকে। হুম। হ্যাঁ, একদমই। এটা আসলে ঠিকই বলেছেন বা, ঠিকই করবেন। এটা কিন্তু আপনি একদমই করতে পারেন। পাশাপাশি আপনি কিন্তু নিজের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতাও কিন্তু আসলে বাড়াতে পারেন। যে আপনি এ একটা নির্দিষ্ট লক্ষ্য তৈরি করে আপনার মাকে কিংবা, আসলে উ পরিবারের যে কাউকে জানিয়ে রাখতে পারেন। যে প্রত্যেকদিন এসে আপনাকে একটু জিজ্ঞেস করবে বা, আপনার কিন্তু একটা জবাবদিহির তখন একটা বিষয় তৈরি হবে। তখন দেখবেন যে নিজের এইযে জবাবদিহিতার জন্য বা, দায়বদ্ধতার কারণেও কিন্তু আসলে আপনি এগিয়ে আসতে পারবেন। তো আপনি কি আসলে এটা কখনো চেষ্টা করে দেখেছেন? নাকি আসলে আ কোন কিছু কি চেষ্টা করেছেন এছাড়াও?
হুঁ, হুঁ। আ আমার নিজের কাছে আসলে আপনার কথা শুনে মনে হচ্ছে যে উম এভাবে আসলে চেষ্টা করা অ্যাঁ উচিত বা, চেষ্টা করে দেখা উচিত। কারণ, আ এভাবে কিন্তু আসলে কখনোই চেষ্টা করে দেখা হয়নি। তো উম আপনি আসলে যে কথাগুলো বললেন যে, আ এইযে আমার আ নিজেরই আ সোশ্যাল মিডিয়ার প্রতি আমি যেভাবে আসক্ত হয়ে পড়েছি ইদানিং বা, এইযে আমার সামনে কিন্তু ফাইনাল এক্সাম। তো সেক্ষেত্রে আমি এ কিভাবে আসলে পড়াশোনায় মনোযোগটা ফিরিয়ে আনবো। তো আপনি আসলে যে পরামর্শগুলো দিলেন যে ফোন বা, ডি আ ল্যাপটপ, যাই বলি না কেন? যেকোনো ডিভাইস থেকে আসলেও আ দূরে থাকতে হবে অথবা, এইযে কারোর আ সহযোগী নিতে হবে সহযোগিতা নিতে হবে। উম তো আমি কিন্তু বললাম যে, আমার আম্মুকে আসলে সেই সহযোগী বা, উম মানে বিষয়গুলো বলবো যে, "যখন আমি পড়তে বসবো, ফোনটা দূরে রেখো।" তো আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আসলেও কার্যকরী উপায় হিসেবে আমার জন্য ধরা দেবে। তো যাই হোক, আপনার সাথে কিন্তু কথা বলে আমার অনেক ভালো লাগলো এবং সেই সাথে আপনি আসলে যে বিষয়গুলো বললেন, এগুলো আমি আ মেনে চলার চেষ্টা করবো এবং আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে আমি আ আ আসলেও দূরে থাকতে পারবো বা, মনোযোগটা ফিরিয়ে আনতে পারবো। তো যাই হোক, আ ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন।
হুউম। একদম, একদম। আচ্ছা। কোন সমস্যা নেই। আপনার জন্য অনেক শুভকামনা রইলো এবং আপনি যে সমস্যাটি বললেন যে, অতিরিক্ত অ সোশ্যাল মিডিয়া বা, যে ফোন ব্যবহার করার ক্ষেত্রে এবং অ্যা দিশেহারা হয়ে আছিলেন। শুনে আসলে বেশ খারাপই লাগছিল। এইযে আপনি বললেন যে, আপনি আসলে বর্তমানে বের হয়ে আসতে পারতেছেন। বিষয়টা কিন্তু আ শুনে আমারও বেশ ভালো লাগছে যে আপনার হয়তো সাহায্য হবে। যাই হোক, নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আবারো ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।
হু, হু।